আসলে আ বেশ কিছুদিন ধরেই না একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এইটা নিয়ে আসলে নিজের মধ্যে অনেকটা চিন্তা, দুশ্চিন্তা ২ টাই হচ্ছে। এবং সবসময় না আসলে দেখা যাচ্ছে যে, এ বিষয়টা নিয়ে নানা রকম মানে সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং বিশেষ করে শারীরিক এবং মানসিকভাবেও দেখা যাচ্ছে, মানে অনেকটা দুর্বল হয়ে পড়েছি। এবং এটা যে আসলে আমি কাউকে share করবো বা কাউকে যেয়ে বলবো, সেটাও না হয়ে উঠছে না। এবং এটা যত দিন যাচ্ছে, তত দেখা যাচ্ছে যে সমস্যার আসলে কারণটা বেড়েই চলছে এবং আমার মনে হচ্ছে যে আমি মানে অনেকটা হারিয়ে গেছি। তো আসলে এই পরিস্থিতিতে কী করব? বা আমার সমাধানের পথটা কী? সেটাই আসলে আমি খুঁজে পাচ্ছি না। এবং যতই আসলে চেষ্টা করছি যে নিজেকে একটু নিয়ন্ত্রণ করবো, সেটাও আসলে হয়ে ওঠে না। তো আসলে মানে বুঝতেছি না যে আমার এখন কী করতে হবে? বা আমার করণীয়টা কী?
আচ্ছা। হু, হু। আচ্ছা। উম বুঝতে পেরেছি, আপনার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে আপনি আসলে কোনো ১ টা ব্যাপার নিয়ে খুবই upset এবং সেটার প্রভাব কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পড়ে যাচ্ছে। এটা আপনার কথাবার্তা-র মধ্যে আমি বুঝতে পেরেছি। আ তো মানে একটু জানতে চাচ্ছি যে, মানে কী মূলত সমস্যাটা কী? আপনি কী নিয়ে এত চিন্তিত?
জি, জি। আসলে যেটা দেখা গেলো সেটা হচ্ছে যে আমার, মানে অনেকটা সময়, বিশেষ করে আমার রাত, মানে জাগা হচ্ছে এবং আমি দেখছি যে আমার এম বিশেষ করে যখন আমি ফোন চালাই, আ এবং social media তে দেখা যায় আমার আসলে অনেকটা সময় ব্যয় হচ্ছে এবং এটার কারণে, মাঝে মধ্যে এমনও পরিস্থিতি হয় যে রাতের ২ টা ৩ টা পর্যন্ত আমার মানে না ঘুমিয়ে থাকি। এবং সকালবেলা উঠে যে আমার এত ক্লান্তি বোধ হয়, এবং বিশেষ করে যেহেতু আমার অফিসে যাওয়া লাগে, দেখা যায় আসলে অফিসে যেতে, যেতে আমি অনেকটা, মানে ঝিমিয়ে থাকি, বা দেরি হয়ে যায় এবং অনেক, অনেক ক্ষেত্রে দেখা যায় কাজ করতে, করতেই আমার ঘুম ঘুম ভাব চলে আসে। তো এই এইটার কারণে না আমি আসলে, নিজেকে আসলে নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে, এবং আসলে বুঝতেছি না যে এরকম সমস্যাটা কেন হচ্ছে? কারণ, শুরুতে তো আসলে এমন সমস্যার সম্মুখীন হই নাই। এটা আসলে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ততই আসলে বেড়ে যাচ্ছে এবং, নিজেকে যে আসলে ১টা আত্মনিয়ন্ত্রণের বিষয়, সেটাই এ না আমার একদমই হচ্ছে না এবং আমি যতই আসলে নিজেকে বলি যে, "কালকে থেকে পরিবর্তন আনব, বা আ পরশুদিন থেকে পরিবর্তন আনব" দেখা যায় কাল পরশু আসলেও, ঠিকই আমি রাত জাগি, আমি দেখা যাচ্ছে ফো চালাই, এবং একদমই পরিবর্তন হচ্ছে না তো বুঝতেছি না যে আসলে আমার কী করতে হবে? বা আমি, এই যে হতাশার যে একটা চক্রের মধ্যে পড়ে গেছি, এটা থেকে কিভাবে বের হব? আসলে সেটাই আসলে বুঝতে পারতেছি না।
আচ্ছা। উম-হুম। আচ্ছা, আচ্ছা। দেরি হয়ে যায়, জ্বি, জ্বি। বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। হুম। জ্বি, জ্বি। পরিবর্তন হচ্ছে না, জ্বি। হুম, হুম। জ্বি। না, আপনার কথা শুনে খারাপ লাগলো এবং আপনি যে একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং ঘুম না হলে দেখা যাবে যে, আ শারীরিক একটা সমস্যা কিন্তু ধীরে, ধীরে তৈরি হবে এবং <smacks lips> আপনার যে অন্যান্য কাজ-কর্ম এগুলোতেও কিন্তু আপনি মন দিতে পারবেন না। তা আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার অফিসেও আপনি মন দিতে পারতেছেন না। আ এর জন্য আসলে আ তবে হতাশ হবেন না। আপনি কিন্তু যেহেতু নিজের একটা ভুল বুঝতে পেরেছেন আ এইজন্য আমার মনে হয় যে এটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন, হ্যাঁ? তো মানে আপনি এই প্রতিদিন কি রাত জাগেন নাকি এটা মানে হঠাৎ, হঠাৎ হয়ে যায়?
জি। হুম, হু। একদম। হুম, হুম? আসলে আমার যেটা দেখা দেখা যায়, সেটা হচ্ছে আমার মানে প্রায় অনেকটা সময় মানে রাত জাগাটা হচ্ছে এবং এটা কিন্তু মানে প্রতিদিনই অ্যা দেখছি যে আমার রাত জাগাটা বেশি হচ্ছে, হ্যাঁ regular ই হচ্ছে এবং এটা মানে আমি যতই আসলে চেষ্টা করি যে, আজকে একটু ফোন কম চালাবো বা এ আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। ওইটার কারণেই না দেখা যাচ্ছে সেটা আরো বেশি আমাকে গ্রাস করে ফেলে। কারণ আমি যখনই শুইতে যাই তখন দেখি যে নানারকম চিন্তা-দুশ্চিন্তা আমার মাথায় কাজ করে। এবং এই চিন্তা দুশ্চিন্তা সরানোর জন্য আমি যখন হাতে ফোন নিই ,আমি ওই ফোনেই না আসলে মগ্ন হয়ে থাকি। বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে Facebook বা এই Facebook এর reels এগুলো না scroll করতে, করতে দেখা যায় আমার ঘন্টার পর ঘন্টা চলে যায়। বা মাঝেমধ্যে কোনো একটা YouTube এ video দেখলে সেটা আসলে আমার অনেকটা সময় খেয়ে ফেলে। তো আসলে আমি বুঝতেছি না কারণ আসলে যতদিন যাচ্ছে, এটি কিন্তু আমি দেখছি যে আমার স্বাস্থ্যের উপরেও কিন্তু বেশ বাজেভাবে আসলে প্রভাব পড়ছে এবং ক্ষতিটাও হচ্ছে। দেখা যাচ্ছে মানে আমার চোখের নিচে কালচে ভাব বা কোনো একটা কাজ করার ফলে যে একটা ক্লান্তিবোধ, সেটাই কাজ করতেছে। দেখা গেলো যে আমি পর্যাপ্ত ঘুম না যাওয়ার ফলে, মানে আমি অল্প দৌড়েই বা হাঁফিয়ে যাচ্ছি। এরকম একটা প্রবণতা আমার কাজ করতেছে। তো আসলে এরকম যদি চলতে থাকে তাহলে তো আমি আসলে বেশিদিন মানে আমার স্বাস্থ্যটা ঠিকঠাক রাখতে পারব না। বা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে যাবো। তো আসলে কিভাবে আমি এ মানে পরিস্থিতি থেকে বেরোয় আসবো বা আসলে আমার কি, কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? সেটাই না আমি আসলে বুঝে উঠতে পারছি না যে আমার এখন করনীয় টা কি?
আচ্ছা, আচ্ছা। regular হয়ে গেছে। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। উম-হুম। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। ক্ষতি হয়ে যাচ্ছে। উহুম, জ্বি। হাঁপিয়ে যাচ্ছেন, জ্বি। বুঝতে পেরেছি। হুম, হুম। উম-জ্বি। আসলে আপনার কথাবার্তা গুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। এবং আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে আসলে আপনি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। আ তো আপনি অ্যা যেমনটা বলছিলেন যে আসলে আপনি ও ঘুমানোর সময় মোবাইলটা দেখতে, দেখতে অনেক রাত জেগে ফেলেন। তো আ মাঝে, মাঝে কিন্তু এমনও করা যেতে পারে যে যেহেতু মোবাইলেই বেশি সময় যাচ্ছে, এবং এ স্ক্রিনটা চোখের সামনে জ্বলে থাকলে অ্যা ঘুমটা কিন্তু দূরে চলে যায়, হ্যাঁ? তো সেইক্ষেত্রে ফোনটা যদি একটু নিজের কাছ থেকে দূরে রাখা যায়, চার্জারে দিয়ে রাখা যায় বা একটু আপনার ডাইনিং টেবিলে বা পড়ার টেবিলে রেখে যদি আপনি ঘুমাতে যান, তাহলে মনে হয় যে আপনি মনে হয় একটু তাড়াতাড়ি ঘুমাইতে পারবেন। তো এমন কি কখনো করা হয়েছিল?
জি, জি। হুম। আচ্ছা। না আসলেই আপনি যেমনটা বললেন যে মানে ঘুমানোর সময় ফোন চার্জারে রেখে দেওয়া বা আসলে ডাইনিং টেবিলে রেখে দেওয়া, সেটা না আসলে আমার করা হয়ে উঠে নাই। কারণ আমাকে না আসলে এই যে পরামর্শ দিবে বা আমি আসলে চাচ্ছিলাম না যে কাউকে এই বিষয়টা শেয়ার করতে। বিশেষ করে আমি একদমই চাচ্ছিলাম না আমার বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করতে। কারণ তারা হয়তো বিষয়টা স এত সিরিয়াসলি নিবে না। বা তারা হয়তো এটাই ভাববে যে না এটা কোনো বড় ধরনের সমস্যা না। তবে আমিই তো আসলে বুঝতে পারতেছি যে সমস্যাটা কত তীব্র আকারে ধারণ করেছে। এবং আসলে আপনি বলার ফলে, আমার মনে হচ্ছে যে আমি হয়তো চেষ্টা করে দেখতে পারি। তবে মাঝে মধ্যে এমন প্রবণতা মাথায় কাজ করে যে একটু notification চেক করা বা কেউ মেসেজ দিয়েছে কিনা এটা চেক করা, এরকম না প্রবণতা আমার সবসময় কাজ করে। বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় অনেক ধরনের খবর বা নিউজ দেওয়া থাকে, তো আমার মাথায় কাজ করে যে একটু খবর দেখি বা একটু পরিস্থিতি কেমন হচ্ছে দেখি। এগুলো না আমার সবসময় কাজ করে এবং মাঝে মধ্যে এমনও হয় যে আসলে মনটাও টানে ওদিকে এবং মাঝে মধ্যে আসলে দেখা যায় যে আসলে মানে আমার যে ঘুমের পরিবেশ, ওইখানেও না নানা রকমের সমস্যা। দেখা যায় আসলে, রাস্তার ধারে যেহেতু বাসা, বিভিন্ন গাড়ি-ঘোড়া চালানোর আওয়াজ বা বিভিন্ন জায়গা থেকে আলো আসা। এগুলাও না একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আসলে আমি বুঝতেছি না যে এগুলো কীভাবে আমি সমাধানটা করব।
জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। জি। জি। জি, জি। খবর চলে আসে। জি। জি, জি। উ মনটা টানে ওইদিকে। জি, জি, জি। জি। বুঝতে পেরেছি আসলে এখানে ঘুম না হওয়াটা আপনার জন্য আ সমস্যারই কারণ। কারণ আপনার চোখের নিচে কালি যেমন পড়ে গেছে দেখা যাবে যে, ঘুম না হওয়ার কারণেই আপনার শরীরটাও কিন্তু দুর্বল হয়ে যেতে পারে আস্তে, আস্তে, হ্যাঁ? তো আপনি এইযে ঘুমের যে ডিস্টার্বের কথা বললেন যে আলো আসে অথবা অনেক সময় হর্ন, গাড়ির আওয়াজ চলে আসে। আপনি কিন্তু ঘুমানোর সময় একটু জানালাগুলো ভালো করে লাগিয়ে দেবেন। এতে করে বাহির থেকে আওয়াজ আসবে না। এবং রুমে একটা হালকা আলোর লাইট জ্বালাবেন আর বড়, বড় যে লাইটগুলো আছে এগুলো কিন্তু আপনি নিভিয়ে দেবেন, হ্যাঁ? আর ওই যে notification চেক করার যে ব্যাপারটা, এটা কিন্তু উম দেখা যায় স্বাভাবিক একটা ব্যাপার। অনেকে চায় যে notification টা একটু চেক করি। তো এর জন্য নিজেকে আসলে আপনি দোষী ভাববেন না। তো আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু ওই একটু বই পড়তে, পড়তে ঘুমানোর চেষ্টা করবেন। এতে করে হয় কি যে বই পড়লে কিন্তু ঘুম চলে আসে তাড়াতাড়ি। আপনি কি এমন কোনো চেষ্টা করেছিলেন কখনো?
উম জি, জি। হুম, হুম। আচ্ছা। হুম। বুঝছি। উম-হু? আচ্ছা। না, আমি আসলে এই যে আপনি যেমনটা বললেন, যে বই পড়ার অভ্যাসটা, সেটা আগে চেষ্টা করে দেখি নেই। কারণ আসলে আমি যে কোন পদ্ধতি অবলম্বন করব? বা আমার জন্য কী, কী কাজে দিবে? এটা না আমাকে তেমন কেউ বলতো না। তো আপনি আসলে এ বিষয়টা যে বললেন, এ রাতে বই পড়ার একটা প্রবণতা। সেটা হয়তো আমি করে দেখতে পারি এবং আমার মনে হচ্ছে যে এটা মানে আমি যদি করি বা প্রতিদিন যদি একটা নিয়মের মধ্যে করি, তাহলে হয়তো এটা অনেক ক্ষেত্রে আমার কাজে দিতে পারে। এবং আপনি যেমনটা বললেন যে, মাঝেমধ্যে এই যে notification আসে এবং ফোন check করার যে প্রবণতা, সেটা থেকে না নিজেকে আসলে বিরত থাকার জন্য, আমার মানসিকভাবে আমার মনে হচ্ছে যে কিছুটা নিজেকে একটু শক্ত করা দরকার। কারণ অনেক, অনেক সময় যেটা হয় আরকি যে বিভিন্ন ক্ষেত্রে যখন দেখা যায় যে, এই যে কেউ কোনো message দিলো কিনা? বা কেউ কোনো কিছু post করলো কিনা? এগুলো দেখার না চিন্তা অনেক ক্ষেত্রেই কাজ করে। তো আসলে, এই যে আপনি যেমনটা বললেন আমার মনে হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে কাজে দিতে পারে। তার পাশাপাশি এই যে অনেক, অনেক সময় যে নিজেকে মন স্থির করার জন্য বা নিজের মনকে আসলে শক্ত করার জন্য আমি কি এই যে ধ্য ধ্যান বা আসলে শ্বাস-প্রশ্বাসের কোনো সাহায্য নিতে পারি? যাতে করে আমার ঘুমটা ঠিকঠাক মতো হয় এবং রাতটা সুন্দর হয়?
উম-জ্বি, জ্বি। উম-জ্বি, জ্বি। অবশ্যই। হ্যাঁ। জ্বি, জ্বি। দরকার। উম-হুম, হুম। উম-জ্বি, জ্বি। শক্ত রাখতে হবে জী। জি। আপনি আ যেটা বললেন আসলে ওইটা আপনার জন্য অনেকটা কাজে দেবে। আপনি সকালবেলা একটু morning walk করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আপনি খেয়ে নেবেন। এতে করে আপনার শরীরের মধ্যে মানে ঘুমের একটা ভাব চলে আসবে, হ্যাঁ? আর আপনি চাইলে কিন্তু মানে দিনেও দুপুরবেলা একটু ঘুমিয়ে নিতে পারেন। আপনি কি গ মানে দিনে ঘুমানোর কি কোনো অভ্যাস আছে আপনার?
জি, জি। আচ্ছা। হুম, হুম, হুম। না আসলে আমার এই যে দিনে ঘুমানোর অভ্যাসটা তেমন একটা নেই কারণ আমি আসলে দেখেছিলাম যে অনেক, অনেক ক্ষেত্রে যে আমি যদি দিনে ঘুমাই তখন রাত পুরোপুরি আমার ঘুমই আসে না। তবে আপনি যেমনটা বললেন যে আসলে morning walk করার বিষয়টা সেটা কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক কাজে দিতে পারে। এবং আসলে আ আমি আসলে চেষ্টা করব যে কালকে থেকেই আমি সকাল, সকাল উঠে কিছুটা সময় আসলে morning walk করার। তার পাশাপাশি আপনি যেমনটা বললেন যে রাতের খাবারটা আগেভাগে খেয়ে নিতে। আমি আসলে এইভাবে ভেবে দেখি নাই যে রাতের খাবার আগেভাগে যদি খেয়ে নিই, তাহলে আমার ঘুমাতে তো প্রচুর সময় আছে এবং আমি ঠিকঠাকভাবে ঘুমাইতে পারবো। এবং নিজেকে একটু relax দেওয়ার সময় বের করতে পারবো। আমি না আসলে বিষয়গুলো বুঝতে পারতাম না যে, কোনটা করতে হবে বা কোনটা করতে হবে না। তবে আপনার সাথে এই বিষয়টা বলার পরে, নিজের ধারণা অনেকটা মানে পরিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে। এবং আমি আসলে অনেকটা মানে এখন শান্তি বা relaxed ফিল করতেছি যে, আমি যদি সুন্দর মতো এই পরামর্শগুলো অবলম্বন করি, তাহলে হয়তো আমার এ এগুলো অনেক, অনেক কাজে দিবে তো আসলে। আপনি যে সুন্দর, সুন্দর পরামর্শ দিলেন এবং আপনার আপনি যে আমার কথাগুলো খুব ভালোভাবে শুনলেন তার জন্য আসলে আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, আচ্ছা। জি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। উম জি। সমাধান হয়ে যাবে। জি। জি আমিও চাই যে আপনার আসলে সমস্যাটার সমাধান হয়ে যাক। আপনি কিন্তু মানে ঘুমানোর একটা রুটিন করবেন, হ্যাঁ? ঘুম থেকে ওঠার এবং ঘুমাতে যাওয়ার একটা রুটিন করবেন। আর সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন এবং বিছানা বা আশেপাশে যে পরিবেশ ঘুমানোর, এটা যদি একটু সুন্দর রাখেন আপনার মন মত, আ দেখবেন যে আপনার আর সবচেয়ে বড় কথা যে আপনি একটু আপনার যে মোবাইল বা অন্যান্য যে স্ক্রিন গুলো রয়েছে, এগুলো একটু দূরে রাখার চেষ্টা করবেন। তো আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার জন্য আসলে অনেক শুভকামনা রইলো।
জি, জি। জি, জি। হু, হু। জি, জি। জি। আসলে আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। এবং আপনি যে সুন্দরভাবে আমাকে পরামর্শ দিলেন তার জন্য আপনাকে আসলে অনেক, অনেক শুভকামনা।